আসলে এখন কিন্তু খেলাধুলা করাটা বেশ কঠিন মনে হয়। কারণ দেখুন, আমি যদি খেলাধুলাটা স্কুল পর্যায় থেকে শুরু করি, তাহলে এখন কিন্তু আজকাল ছেলেমেয়েরা স্কুলের পর থেকে এসেই private পড়ে, টিউশনি করে। তারপরে কেউ আবার আ homework করছে। মানে নানা প্রকার চাপ।
জি। জি, জি অবশ্যই। জি, একদম। একদম।
তো দেখবেন যে আ যখনই আপনার এই যে বাচ্চাকাচ্চা থেকে শুরু করে সবাই একটা ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে। তো একটা সময় কিন্তু তারা দেখা যায় যে এই খেলার-ধুলার সময়টা আর পায় না। স্কুল থেকে এসে private, private থেকে এসে বাসায় হালকা খাওয়া করতে করতেই সন্ধ্যাটা হয়ে যায়।
জি, জি। জি, জি। একদম, একদম। জি, জি আচ্ছা।
তো ব্যস্ত জীবনে কিন্তু খেলাধুলার জন্য সময় বের করা বেশ challenge। তো সমাধান হিসেবে আমি যে অ্যা দা কথা যদি বলি যে অ্যা ধরুন একটা ছেলে প্রতিদিন আসলে অ্যা
জি, জি। অবশ্যই।
আপনার স্কুলে যাচ্ছে, ব্যস্ততার সময় কাটাচ্ছে। তো এই যে সে কিন্তু খেলাধুলার সময় কোনো কা ভাবেই পাচ্ছে না। কারণ আজকালকার এই ব্যস্ত জীবনযাত্রায় কিন্তু খেলাধুলার জন্য সময় বের করা অনেকের কাছেই কঠিন। কারণ তাদের প্রধান কাজই কিন্তু কাজ, পড়াশোনা বা পারিবারিক দায়িত্বের চাপে শরীরচর্চা বা ইত্যাদি কিন্তু কোরা করাটা হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু একটা সাপ্তাহিক routine করতে পারে বা বাসায় বলতে পারে যে "বন্ধের দিন যেদিন শুক্রবার থাকবে যেমন, সেদিন আমি কিন্তু আ খেলাধুলা করব এবং আমি আমার সমস্ত কাজকর্ম বন্ধ রাখব। কারণ আমার শারীরিক একটা পরিচর্চাও দরকার।" এবং সে যদি তার হ্যাঁ।
জি, জি। জি। জি, জি, অবশ্যই, অবশ্যই। জি, জি। জি, জি অবশ্যই। জি, জি। হুম। জি, জি, অবশ্যই। আপনি অনেক সুন্দর বলেছেন, আসলে অনেক সুন্দর বলেছেন। জি, আমিও এমনটাই মনে করি যে আসলে ব্যস্ত জীবনে আসলে খেলাধুলা সময় বের করাটা আসলেই খুবই কঠিন। বিশেষ করে যে এখন এখন প্রযুক্তির কারণে আসলে মানুষ এই যে খেলাধুলার বিষয়ে খুবই অমনোযোগী হয়ে গিয়েছে। বিশেষ করে যে এখনকার student রা তারা আসলে পড়াশোনা, private, tuition ওইসব নিয়ে ব্যস্ত। ধরুন সে সারাদিন school করে আসলো তারপরে সে বাইরে খেলাধুলা না করে সে laptop এ computer এ games নিয়ে ব্যস্ত থাকে। সে স mobile এ social media নিয়ে ব্যা ব্যস্ত থাকে। তো যার কারণে আসলে খেলাধুলাটা আসলে এখন মানুষের খুব তেমন করা হয় না। But আমি মনে করি যে এটি আসলে সম যদি আমরা একটি প্রতিদিন যদি একটি routine করি যে না আমরা এই সময়টা খেলাধুলা করব। বা সপ্তাহে এতদিন খেলাধুলা করব বা আজকে আমি এই private টা বিকালে না পড়ে আমি private টা সন্ধ্যার পরে পড়ব, বিকালবেলা আমরা খেলাধুলা করব। তো যদি এই উ এই বিষয়টা যদি continue করা যায় সবাই, তাহলে কিন্তু আমরা অনেক, অনেক সুখ যতো ব্যস্ত থাকি না কেনো? আমরা খেলাধুলায কিন্তু সময় বের করতে পারব। আর আমাদের আমাদের দেশে কিন্তু আসলে খেলাধুলার ওই পরিবেশটা কিন্তু এখন আ আগের মত নাই। একটা সময় খুবই অনেক জায়গা ছিল খেলাধুলা করার জন্য। কিন্তু এখন কিন্তু বাচ্চারা ওই রকম পরিবেশ পায় না, খেলার ওই জায়গাটুকু পায় না। এই বিষয়ে আপনি কি বলতে চান?
হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম, হুম, হুম। ঠিক। হুম, হুম। হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। জি। হুম, হুম। হুম, হুম। একদম। হুম, হুম।

হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আসলে শারীরিক ও মানসিক দিক থেকে তো খেলাধুলা খুবই ভালো। কারণ খেলাধুলা যতই খেলবেন, আপনার হতাশা, স্ট্রেস, উদ্বেগ এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে দূর হয়ে যাবে। এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতেও কিন্তু খেলাধুলার একটা দারুণ ভূমিকা আছে। কারণ আপনি যখন খেলছেন, তখন কিন্তু আপনার শরীরকে আপনি একদম লক্ষ্য নির্ধারণ করে একটা আ গোলের একটা অর্জনে কিন্তু চেষ্টা করছেন। এ সেইক্ষেত্রে আমি মনে করব যে আ খেলাধুলা কিন্তু সত্যিই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং শুধু তাই নয়, মানসিক স্বাস্থ্যে ধরুন যে আপনার ভালো লাগছে না, মন খারাপ লাগতেছে, আ কী করবেন পারছেন না। তো সেক্ষেত্রে দেখা যায় যে যখন খেলতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি আবার নিজেকে ব্যস্ত রাখতেছেন। তো ব্যস্ত থাকা মানে কিন্তু মনকেও ভালো রাখা।
জি, অবশ্যই। জি, একদম, একদম। জি, জি। জি, জি। একদম ঠিক বলেছেন। জি, জি অবশ্যই। জি, জি। জি, জি অবশ্যই। জি, জি। জি, জি, অবশ্যই। আসলে যখন কারো মন মন খারাপ থাকে বা সে বিষণ্ণ থাকে, সে যদি খেলাধুলা করে, সেক্ষেত্রে কিন্তু ওর মাইন্ডটা আসলেও ওই যে মন খারাপের চিন্তাটা ওর মাথা থেকে চলে যায। সে যখন খেলায় মনোযোগী হয়, বিভিন্ন মানুষের সাথে কথা বলে, তখন সে ওর অটোমেটিকভাবে ওর যে ডিপ্রেশন সেটা অনেকটাই কমে যায় আমার মতে। আর আচ্ছা, আপনার কি মনে হয় যে খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে আপনার আত্মবিশ্বাস বাড়াতে কি সাহায্য করে?
অ্যা হ্যাঁ। জি, জি, জি। জি। আ তো আসলে এখানে আ আপনি যেটা বললেন যে খেলাধুলায় আ আমাদের জন্য কিন্তু চারিপাশ থেকেই বেশ দারুণ, তাই না?
জি, জি অবশ্যই।
জি। তো আসলে খেলাধুলায় অংশগ্রহণ কিভাবে আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে বলে আপনি মনে করেন?
জি, খেলাধুলার মাধ্যমে আসলে আমার আত্মবিশ্বাস জাগে। কারণ খেলাধুলাটা আসলে একরকম প্রতিযোগিতামূলক একটি অংশ বলা চলে। কারণ, খেলার মাধ্যমে আসলে আমরা প্রতিযোগিতা এক একপক্ষর সাথে আরেক পক্ষ আমরা একটা প্রতিযোগিতায় লিপ্ত হই, যেটা সুস্থ একটি প্রতিযোগিতা খেলাধুলার মাধ্যমে। তো এই প্রতিযোগিতার মাধ্যমে আসলে আমরা আমাদের নিজেদের মধ্যে একটি নেতৃত্ব দেওয়ার মতো একটি গুণাবলী অর্জন করি। যার মাধ্যমে আসলে আমরা খুবই ভালোভাবে মানে নিজেদেরকে present করতে পারি যে কারো সামনে। তো খেলাধুলার মাধ্যমে আসলে ওইযে নিজের যে একটা নেতৃত্বদানের যে গুণাবলী, প্লাস এর মাধ্যমে আসলে নিজের উপর একটা আত্মবিশ্বাস বাড়ে। যে না, আমি যেকোনো জায়গায় যেকোনো কিছু একটা করতে পারব, নেতৃত্ব দিতে পারব। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস অনেক অনেকটুকু বেড়ে যায়। এই বিষয়ে আপনার মতামত কী?
উ হুম। অ্যা হ্যাঁ, হ্যাঁ। ঠিকই বলেছেন। হ্যাঁ। হু, হু। হু, হু। হু, হু। জি, জি। হু, হু, হু। ঠিকই বললেন ভাই। হ্যাঁ। হু, হু। হু, হু। হ্যাঁ। ঠিকই বলেছেন।

হ্যাঁ, আমার ক্ষেত্রেও আমি তাই। আমি যখন খেলাধুলা করতাম, তখন দেখা যাচ্ছে আমার শরীরটা একটা ফ্রি অবস্থায় থাকত কিন্তু। মানে, আপনার আমি যতই খেলাধুলা করি, অ্যা ততই আমার কিন্তু শরীরটা একটা ফ্রি এবং একটা সতেজ ঘুম কিন্তু রাতে দিতে পারি। খাবার-দাবারের রুচি ভালো থাকে। কিন্তু আমি যখন খেলাধুলা করি না, তখন দেখা যায় যে আমার শরীরটা একটা ম্যাজম্যাজ করতেছে। অ্যা একটা ক্লান্তি, ক্লান্তি, বোধ। মানে, অল্পতেই হাঁপায় যাই, এক্সারসাইজ থাকে না। তো খেলাধুলা কিন্তু আমাদের কিন যত খেলি, তত কিন্তু আমরা আমাদের রক্তকে পরিশোধিত করি আমি বলব। যেমন, আমরা কিন্তু যত খেলছি, তত কিন্তু আমরা আমাদের হার্টকে, মানে হার্ট অ্যাটাক থেকেও মুক্ত রাখতেছি। কারণ, খেলার ফলে কিন্তু আমাদের শারীরিক পরিশ্রম হচ্ছে। তো এইটা কিন্তু আমি ওইয বলব যে সর্বোপরি খেলাধুলা শুধু শরীর নয়, মন ও সমাজের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আত্মবিশ্বাস, সহযোগিতা এবং মানসিক প্রশান্তি কিন্তু, আপনার জীবনের সব ক্ষেত্রেই দরকার। এইজন্য খেলাধুলা কিন্তু সত্যিই জীবনের জন্য একটা দারুণ উপকারী জিনিস।
জ্বী। একদম। জ্বী। জ্বী। একদম ঠিক বলেছেন। জ্বী। জ্বী, জ্বী। একদম। উম জ্বী। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। অবশ্যই, অবশ্যই। জ্বী, জ্বী, জ্বী। অবশ্যই। জ্বী, জ্বী, জ্বী। অবশ্যই, অবশ্যই। জ্বী, জ্বী, জ্বী। অবশ্যই, অবশ্যই। একদম ঠিক বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। আর আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আবারও কথা হবে। আপনি ভালো থাকবেন। উম জ্বী, ওবশ্যই।
হুম, হুম। জ্বী। আপনাকেও ধন্যবাদ। কথা বলে খুবই ভালো লাগলো, ভাই। ভালো থাকবেন আপনি, বিদায় নিচ্ছি। আবারও কথা হবে। শুভরাত্রি।
উ জ্বী।

ঠিকই বলেছেন। আসলে আপনার অ্যা যতই আপনি অ্যা একা, একা খেলেন না কেন, আপনি যদি দলবদ্ধ খেল, খেলেন, তখন কিন্তু দেখবেন যে মানুষের মধ্যে অ্যা একটা সহযোগিতা এবং একটা বোঝাপড়ার উন্নতি কিন্তু সৃষ্টি হয়। কারণ বিশেষ করে দেখুন, ফুটবলের কথা যদি আমি বলি। আপনি যদি ফুটবল একা খেলেন, তো তখন দেখবেন যে আপনি কিন্তু মানে সেই তৃপ্তিটা পাচ্ছেন না। কিন্তু যখন আপনি ফুটবল খেলতে, খেলতে বলটা পাস করে আপনার বন্ধুকে দিবেন, বা দলবল নিম নির্বিশেষে আরকি আপনি এমনভাবে খেলছেন, আপনার অ্যা player দের সাথে তারা আপনাকে বলটা পাস করে এমনভাবে ready করে D box এর সামনে দিল আর আপনি shot দিলেন এবং goal হয়ে গেল। তো এটা কিন্তু দেখা যাচ্ছে যে দলবদ্ধ ছাড়া কিন্তু হত না। তো সেক্ষেত্রে মানুষের মধ্যে অ্যা খেললে বা দলবদ্ধ খেলা যদি আপনি খেলেন, তখন দেখা যায় যে অ্যা একটা আ সহযোগিতা এবং একটা বোঝাপড়া কিন্তু আ সৃষ্টি হয়, এবং সেটা অনেক ভালোভাবে তৈরি হয় দীর্ঘদিন খেললে। আপনার কি মতামত?
জি, জি। জি, জি অবশ্যই। জি। জি, জি অবশ্যই। জি, জি। জি। জি, জি অবশ্যই। জি, জি অবশ্যই। জি, জি অবশ্যই। জি, আমি আপনার সাথে একদম একমত। কারণ হচ্ছে যে, খেলাধুলাটা আসলে একা সাধারণত খেলা হয় না। যেমন আপনি ফুটবলের কথা বলেছেন, আমি যে ক্রিকেটের কথা বলি। ক্রিকেট কিন্তু আপনি কোনোভাবে একা খেলতে পারবেন না। মানে, আপ মানে অন্তত দুজন লাগবে। মানে আপনি ব্যাট করবেন, সেজন্য আরেকজন বল করবে। তো, তো একা কিন্তু আসলে খেলাধুলাটা ক কখনই সম্ভব না। আর খেলাধুলার মাধ্যমে কিন্তু আমরা দলবদ্ধভাবে থাকতে আমরা, আমরা, আমরা শিখতে পারি যে, না আসলে আমাদের খেলাধুলার সুধু শুধুমাত্র যে খেলাধুলার মাধ্যমে যে দলবদ্ধভাবে থাকতে হয় এমন না। খেলা খেলাধুলার মাধ্যমে আমরা এই জিনিসটা শিখতে পারি যে, সমাজে প্রতিটা ক্ষেত্রে আমাদের চলার জন্য, বাঁচার জন্য দলবদ্ধ হয়ে শৃঙ্খল, শৃঙ্খল জীবনযাপন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আ আমা তো আমি মনে করি যে মানে দলবদ্ধভাবে খেলা মানুষের জন্য মানে সহযোগিতা পূর্ণ একটি অনুভব সৃষ্টি হয়। একজন আরেকজন প্রতি বোঝা পড়া যে বিষয়টি এটি, এটি অনেকটুকু উন্নতি হয়।
হুম, হুম। জি। হুম, হুম। জি। হ্যাঁ। হুম, হুম। একদম, একদম। হুম, হুম। হুম, হুম। ঠিক বলেছেন। হুম, হুম। হ্যাঁ।